হ্যাঁ ভাই।
তাই না? মানসিক স্যাটিসফাই হলে তো আপনি সুযোগ পাবেন আ উম আপনার খু সময় মতো কাজটা শেষ করার। কিন্তু আপনাকে ওরা বেশি কাজ করাতে চায়। আ বেশি কাজ করানোর জন্যই কিন্তু তারা কখনোই স্যাটিসফাইড হয় না।
হ্যাঁ জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, ভাই।
তাই না? ব্যাপারটা তাই। আসলে স্যাটিসফাইড হয় মানে প্রকাশ করে না। প্রকাশ ভঙ্গি টা তাদের অনেক দুর্বল। তারা চায় আপনাকে দিয়ে বেশি অন্যায় স্বীকার করার জন্য অন্যায় স্বীকার করেই আপনাকে দিয়ে কাজ বেশি করানোর জন্য। এটি হয় প্রাইভেট সেক্টরেই এগুলো বেশি হয়। হ্যাঁ, ম্যানেজমেন্ট কখনই কাজ নিয়ে আপনাকে কখনো একটু আদর করে কথা বললে আপনি তো আরো বেশি কাজ করতে পারতেন। কিন্তু তারা এটা করতে কেন যেন কার্পণ্যতা বোধ করে আমি জানি না আমি জানি না।
আহ। হুম, জ্বী। আহ, জ্বী। হ্যাঁ ভাই। জ্বী। আ সেটা আর কি ব্যাপার। তবে এই যে ব্যাপারগুলো আসলে যদি বা ঠিক ঠিক ঠিকভাবে যদি আসলে বলত বা কথা বলত যে না বা আসলে বেতনের যে ব্যাপারটা আছে সেটাও তো এখানে একটা ব্যাপার আছে। কারণ সবাই তো আসলে কাজ করে ভাই আ আপনার বেতনের জন্যই। তো হ্যাঁ। তো সেক্ষেত্রেও আসলে তারা ইনক্রিজ করবে না। আর এই যে আ একটার পর একটা কাজ চাপিয়ে দেওয়া। যেমন আ আমি একটা কোম্পানিতে আসলে মার্কেটিং ডিপার্টমেন্ট এ আছি। এখন মার্কেটিং ডিপার্টমেন্ট এ আছি, ঠিক আছে। তবে আমাকে দিয়ে আসলে ভিডিও এডিটটা করাচ্ছে। তো এটা আসলে আ অনৈতিক না বা এটা তো আসলে আমার আমার দেখার ব্যাপার না। তাই না? আমি তো আসলে শুধুমাত্র তাদেরকে ভিডিও বানানোর আইডিয়াটা দিতে পারি। তো এটা তো আসলে আমার কাজ না। কি বলেন ভাই?
একটু। বেতন ভালো রাইট। <chuckles> হুম, হুম। আচ্ছা, আচ্ছা। রাইট, রাইট। হুম, হুম। রাইট, রাইট। অবশ্যই অবশ্যই আপনার এখনকার কিন্তু ব্যাপার হচ্ছে কি ওটা যদি আপনি না করেন, তাহলে আপনি কিন্তু আপনার কাজের মূল্যায়নটা হারাবেন। আর ২য় এখন যেহেতু জব মার্কেট এ টাইট আপনি একটা রিস্ক রিস্ক এর মধ্যে পড়ে যেতে পারেন। তাই না? তারপর আবার আমি যেটা ফেস করেছি ওরা আপনি যেমন ৩ থেকে পা ৩ ঘণ্টার কাজ ৫ ঘণ্টা করেন, না? এখন এ ৯ঃ০০-৫ঃ০০ তো অফিস ডিউটি। আমাকে করিয়েছে এমনও কেস রাত ১ঃ০০ টায় আমাকে ছেড়েছে।
জ্বী। হ্যাঁ। জ্বী। হ্যাঁ ভাই। জ্বী। হ্যাঁ।